ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম তো। এই ক্ষেত্রে আসলে আ কেমন মনে হয় এই যে ভবিষ্যতে যেই প্রাইভেসি গুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন জগতে এগুলো আসলে কেমন হতে পারে?
জি। হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ দেখুন, আ এখন যে ব্যাপারটা প্রাইভেসির যে ব্যাপারটা একটা সময় কিন্তু কল রেকর্ডও করা যেত সামনের মানুষকে না জানিয়ে। এখনো যদিও আসলে সেটা করা যায় কিন্তু এখন আ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি যে আসলে আ রেকর্ডিং শুরু করলে দেখা যায় যে একটা নোটিফিকেশন চলে যায় অপর প্রান্তে যে আসলে এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো আসলে এই ধরনের ছোট, ছোট ইমপ্লিমেন্ট যখন করা হচ্ছে প্রযুক্তির ভিতরে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এটা কিন্তু আ যে বিশ্বাসের জায়গাটা যে প্রাইভেসিটা হয়তো ঠিক আছে সেই জায়গাটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে, যে কোনো আ জিনিসের ক্ষেত্রে অনেক বেশি ভেরিফিকেশনের একটা সিস্টেম করা হচ্ছে। যার ফলে কিন্তু যে কোনো যেনো ধরনের প্রাইভেসিটা অনেকটাই সহজে হয়ে পড়ছে যদিও আসলে এখনো প্রাইভেসির জায়গাটা একদম শক্ত নয়, কারণ ১ম এ যেরকমটা বলছিলাম যে এরকম কিছু অ্যাপস আছে যেটার কাজ হয়তো আ মানে আ শুধুমাত্র ১ টা কিন্তু সেটা পারমিশন যাচ্ছে পুরো ফোনের প্রত্যেকটা জায়গায় তো আসলে এই ধরনের জায়গাগুলিতে কিন্তু আমাদের সচেতন হতে হবে।
হ্যাঁ। জি। হু। জি। আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। তো এক্ষেত্রে আসলে যদি একটু ছোট করে বলতেন যে আপনার কাছে বা জীবনে সাম্প্রতিক কোন উদাহরণ বা ঘটনা কি আছে? যেখানে প্রাইভেসি স্পষ্টভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা কিভাবে ঘটেছে এর ফলে আসলে আপনি কোন ধরনের ক্ষতির সম্মুখীন বা দেখা যায় যে আসলে অম বিফল দেখা যায় বাধাগ্রস্ত হয়েছেন দৈনন্দিন জীবন থেকে আসলে।
ঠিক। হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা এই ক্ষেত্রে দেখুন, প্রাইভেসির যে ব্যাপারটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমারও এরকম হয়েছে আসলে যে প্রাইভেটের জায়গাটা নিয়ে প্রাইভেসির জায়গাটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকতে হয়েছে বিভিন্ন কারণে এবং আ বেশ কিছুদিন আগেই আমার পরিচিত একজনের সাথে এরকম হয়েছে যে আসলে তার আ অনলাইনে যে তার Gmail থাকে এবং অনলাইনে যে বিভিন্ন জায়গায় যে তার অ্যাকাউন্টস রয়েছে সেগুলি হুট করে হ্যাক হয়ে যায় এবং সে আ বিষয়টা সম্পর্কে সে জানতোই না। কিন্তু পরবর্তী সময়ে যখন সে জানতে পারে তখন কিন্তু দেখা যায় যে সে অনেক বেশি প্যানিক করে কিন্তু অ যেহেতু আসলে এখন অ্যা কিছুটা স মানে সুযোগ রয়েছে সেই জিনিসগুলি ফিরিয়ে আনার। তো সে যেহেতু আসলে অনলাইন সম্পর্কে খুব ভালো ভাবে জানত। তো তার জন্য কিন্তু সেই অ্যা জিনিসগুলো ফিরিয়ে আনাটা তার জন্য সহজ হয়। যদিও তাকে অনেক আসলে আ মানে অক্লান্ত পরিশ্রম করতে হয় তবে সে কিন্তু সে জিনিসগুলো ফিরিয়ে আনতে পারে। জি।
জি। হ্যাঁ। আচ্ছা, আছ হুম। ও বুঝতে পেরেছি। তো এই যে আসলে আ মেইল আ ছিনিয়ে নেওয়ার বা হ্যাক হওয়ার কথা বলছিলেন। এই ক্ষেত্রে আ আসলে আ এইটা কিভাবে ঘটেছিল এবং এর ফলে কোন ধরনের অসুবিধা গুলো আসলে আপনি লক্ষ্য করেছেন?